আর অনেক সময় অনি আমি এমন হয়তো যে আপনি কিছু, কিছু, সমস্যায় পড়েছেন, আ সেটার সমাধান কিন্তু আপনার কাছে নাই। অনেক সময় এমন পরিস্থিতি হয় যেটার সমাধান আপনার কাছে নাই। কিন্তু ঐ যে আপনার যে বন্ধুটা আছে না, দেখা গেল যে ওই আপনার সেই সমাধান। এখন তার সঙ্গে যদি আপনার বিরোধপূর্ণ আচরণ হয়ে থাকে। তাহলে কি আপনি তার কাছ থেকে সেই সমাধানটা আর পাবেন? এমন তো সম্ভব না।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। নাই। ঠিক আছে আমার কাছে আছে। ঠিকই। হু, হু, হু। আ সেটা তো আর আশা করাই যায় না।
হ্যাঁ, হ্যাঁ, সেটাই। তাহলে এই বিরোধগুলো সবসময় আমরা চেষ্টা করব যদিও যদিও আমরা চাই যে, এগুলো না হোক কিন্তু যখন হয়েই যায়, কোন একটা কারণে হয়েই যায় তখন সেগুলোকে আসলে গো ধরে না রেখে, সেগুলো একটু মিটানোর চেষ্টা করা। নিজের দিক থেকে যতটুকু সম্ভব sacrifice করে ওই বিষয়গুলো মেনে নেওয়াটাই আসলে আমি মনে করি যে এ জীবনের জন্য সবচেয়ে ভালো।
হুম, হু, হু। হুম হুম, হুম। হয়েই যায়, আসলে হয়েই যায়। হুম, হুম। হুম, হুম, হুম। ঠিক। আমারও তাই মনে হয় আসলে যে, এ নিয়ে আসলে টু খুব বেশি তর্ক বিতর্ক, হাবিয়ে, জাবিয়ে করে কোন লাভ নাই। আ যে যে যেটা যেরকমভাবে আছে সেরকমভাবে চালাই নেওয়া এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো আরও কিভাবে ভালো করা যায়, বন্ধুদের সঙ্গে কিভাবে আলোচনার পরিধি বাড়ানো যায় এটা খেয়াল করাই better।
হুম, হুম, হুম। সেটাই, সেটাই।